আম এরকম অনেকে বলে, যে, এই জিনিসটা করলে, আ এই জিনিসটা কখনো ট্রাই করে দেখেছিস কিনা? বা এরকম টাইপের হ্যাঁ, সাজেশন মানুষ মাঝে, মাঝেই দেয়। তবে অ্যা দিন শেষে আসলে আমার সাজেশন শুনে কখনো আঁকা হয় না। কারণ আমার যেটা মন চায় যে, আমার খুব ভালো লাগলো কোন একটা জায়গায় গেলাম বা কোন একটা ফুল দেখলাম বা কোন একটা সূর্যাস্ত দেখলাম তখন আমার ভালো লাগে। তো মানে কারো সাজেশন নিলে না আম মানে আমার কেন জানি আ সেটা তখন আর নিজের থেকে আসে না। নিজের মন থেকে কত ভালো লাগে না।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। না, না সেটা ঠিক আছে কিন্তু হয় না যে, পরিবারের সবাই তো আপনার খুব কাছের, খুব শখের, খুব আপন মানুষ। তো এমন হয়তো যে, ছবি আপনি আঁকছেন হুট করে হয়তোবা আপনার ভাই বা আপনার বোন বা আপনার মা এসেই হয়তোবা বলছে, যে, আচ্ছা "তুই তো এত ছবি আঁকিস। আচ্ছা একটা এর ছবি আঁকিস তো বা আমার একটা ছবি এঁকে দিস তো।" এই ধরনের যে, অনুরোধগুলো বা এই ধরনের যে, কথাগুলো পরিবারের থেকে আসে এগুলা তো মানে খুব আবেগঘন হয়। তো সেইগুলা কখনো আপনি এ এভাবে এরকম ভাবে আঁকছেন কিনা?
হুম। উহু। উহু। উহু। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। <chuckles> জি। উহু। হুম, হুম। উম আমি আসলে মানুষের আ portrait যেটা সেটা সেভাবে করি না। মানে ছি ওইটা জাস্ট কেচ sketch এ করি। তো মানে সেই ক্ষেত্রে হচ্ছে যে, হ্যাঁ, মাঝে, মাঝে হচ্ছে যে, যখন কারো বার্থডে আসে তখন কিন্তু আমি করে গিফট দেই। আ generally আসলে আমাকে অত বেশি আ হ্যাঁ, রিকোয়েস্ট সেভাবে আসে না। রিকোয়েস্ট আ আম মানে ফ্যামিলি থেকে আসে না অত বেশি। কারণ হচ্ছে যে, ওদেরকে যখন গিফট-টিফ্ট দেয় এগুলোই হচ্ছে ওরা অনেক বেশি পছন্দ করে। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে আসে। যেমন হচ্ছে যে, আমার এক ফ্রেন্ড তার বাসায় মুভ করছিল। তখন বলছে তার বাসার জন্য সে কিছু একটা ফ্রেম করতেছে আমি ওকে কিছু এঁকে দিতে পারব কিনা? তো সেটাকে আমি কিন্তু আমি করেছিলাম। যখন আমাকে জিজ্ঞেস করে আমি মোটামুটি করার চেষ্টা করি সেই জিনিসটা।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বাহ! বেস্ট গিফট তাহলে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! বাহ!

উউম ফরচুনেটলি আমার বন্ধু-বান্ধব অনেক ভালো। আর আমার ফ্রেন্ড সার্কেল খুবই ছোট। শুধু ৩ জনের আমরা। মানে আমার মানে আসলে আ আছে আরো অনেক ফ্রেন্ড আছে। কিন্তু হচ্ছে যে, ক্লোজ ফ্রেন্ড যেটাকে বলে, সেটা হচ্ছে ৩ জনই। উম সেই ক্ষেত্রে ছোটবেলা থেকে ওরা অনেক বেশি সাপোর্টিভ। আ তো সেই ক্ষেত্রে আসলে, আ আমার কখনো এটা নিয়ে ওদের থেকে কোন কিছু শুনতে হয় না। উল্টো ওরা মানুষকে গিয়ে বলতো আমার ফ্রেন্ড অনেক ভালো আঁকে। তো এই জিনিসটা আসলে আমার ভাগ্য ভালো এইদিক দিয়ে।
আচ্ছা, আচ্ছা। বাহ! বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। যাক, এটা জেনেও ভালো লাগছে যে, আপনার এই ধরনের কোন অবস্থায় পড়তে হয়নি। অন্তত তাদের দিক থেকে আপনি কোন নেতিবাচক আ দিকের সম্মুখীন হয়নি। যেটা সত্যিই প্রশংসার। এবার একটু এটা নিয়ে যদি মজার কথা জানতে চাই, এটা তো শখ। শখের সাথে অনেক ঘটনা জড়ায়ে থাকে, অনেক স্মৃতি জড়ায় থাকে। তো আপনার এই শখের সাথে কোন আ জড়িত মজার ঘটনা যদি একটু আমাকে বলেন।
উ হুম। হু, হুম। জি। ও হ্যাঁ, আমি বলব যে, যেমন আমার এক ফ্রেন্ড এর হচ্ছে যে, ওর আর ওর হা অ্যা মানে হাসব্যান্ড। আ ওরা ওদের মনে হয়, একটা বড় অ্যানিভার্সারি টাইপের। আমি কিন্তু ওদের থেকে মিট করিয়েছিলাম আরকি। তো, মানে ও হ্যাঁ, তো ওরা হ্যাঁ, তো ওরা আমার মানে লাইফ এ খুবই ইম্পোর্টেন্ট। তো আমি হচ্ছে যে, ওদের আ গিফট এর জন্য একটা হচ্ছে যে, আ যদিও আমি সাধারণত জেনারেলি সেরকম পেইন্টিং করি না মানুষের। বাট আমি কিন্তু ওদের হচ্ছে যে, আ 3rd অ্যানি অ্যানিভার্সারি যেটা, সেটার মধ্যে আমি ওদের ২ জনের ফার্স্ট মিটিং এর যে একটা ছবি, সেটা স্কেচ পেইন্টিং এর মানে, একটা মডার্ন আর্ট করে, আমি ওদেরকে দিয়েছিলাম। অনেক টাইম লেগেছিল, ওরা বুঝেনি। বাট যখন ফ্রেম করে দিলাম, ওরা খুব খুশি হয়েছিল। আমার ফ্রেন্ড পুরা একদমই মানে কান্না, কান্না অবস্থা।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ওহো! ঘটক মশাই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ও! আচ্ছা। আসলেই! একদম মানে এটা, এটা তো সত্যি চমকপ্রদ একটা বিষয় হওয়ার কথা। কারণ, একে তো ১ম দিনের সেই স্মৃতি। আর তারপরে যার মাধ্যমে দেখা হলো, সেই নিজে হাতে এঁকে, সেটার পেছনে পরিশ্রম করে, চিন্তা করে, যেটা করছেন, আপনি সত্যিই প্রশংসার। এবং আপনার মতো বন্ধু সবারই পাওয়া উচিত। <scoffs> আমার কিছুটা হিংসাও হচ্ছে। আ
<chuckles> হুম। <chuckles> <chuckles> ধন্যবাদ। <chuckles>